আসলে বেশ কিছুদিন থেকে খুবই দুঃশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কেন আসলে এই সমস্যাটা হচ্ছে, এবং সমস্যাটা থেকে আসলে যে কিভাবে বের হবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তো কারো কাছে শেয়ার করা যায় কিনা। আ তো ভাবলাম যে হয়তো যদি বন্ধুদের সাথে আসলে যদি এ বিষয়টা শেয়ার করি তো হতো যে হাসি ঠাট্টা করবে কিনা এই বিষয়ে আসলে আ সংকোচের কারণেই তাদের কেউ কিছু বলতে পারনি। তো আপনি যদি আসলে সে বিষয়ে সমাধান বা হয়তো কিছু পরামর্শ দিতেন তো আসলে খুবই উপকৃত হতাম।
হু, হু। জি বুঝতে পেরেছি যে আসলে আপনি আ মানসিকভাবে একটা বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন রয়েছেন। তো এক্ষেত্রে আসলে পরামর্শে যাওয়ার আগে যদি বিষয়টি আরেকটু খোলাসা করে বলতেন তাহলে একটু সহজ হত পরামর্শ দিতে।
আ আসলে আমি বেশ কিছুদিন থেকে দেখছি যে সকালে উঠছি হয়তো উঠে। আ হয়তো ইউনিভার্সিটি তে যাচ্ছি। তো দেখি ক্লাস আমার ফোকাস টা আমি রাখতে পারছি না কেন জানি এবং মনে হচ্ছে যে আসলে খুবই টায়ার্ড একটা অনুভূতি কাজ করছে। তো তার ফলে আ ক ইউনিভার্সিটি তে যেমন মনোযোগ দিতে পারছি না। তারপরে হয়তো বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছি। তখনও কেমন জানি একটা আ ক্লান্তিকর অনুভূতি কাজ করছে এবং আ হয়তো বন্ধু-বান্ধবীরা গল্প করছে কিন্তু আমি হয়তো সেই গল্পের মধ্যে নাই এমন একটা অনুভূতি আসছে। তো আসলে কিভাবে এই বিষয়টা থেকে এ আ বের হতে পারি বা আপনি যদি আসলে কিছু পরামর্শ দিতেন।
হু, হু। হু, হু। জি আসলে আ আপনি যে বিষয়টি তুলে ধরেছেন যে আপনার আ টানা ফোকাসের যে বিষয়টা এটা আপনি আসলে ঠিক ধরে রাখতে পারছেন না বা মনোযোগ ব্যাহত হচ্ছে এমনটি অনুভব হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আপনার এই যে <smacks lips> আ ফোকাস টা ঠিক ব্যাহত হচ্ছে এটির কি কোনো বিশেষ কোনো কারণ রয়েছে? মানে শারীরিকভাবে কি আপনি দুর্বল অনুভব করছেন? নাকি আসলে মানসিকভাবে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন যার কারণে এমনটি হচ্ছে?
হুম। হুম। হ্যাঁ আসলে এই বললাম যে আসলে ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি তে যাচ্ছি, বা হয়তো বা বন্ধুবান্ধব বা বাকি কাজগুলাতে আসলে ফোকাস টা রাখতে পারছি না। আ কারণ হচ্ছে খুবই ক্লান্ত লাগছে এবং মনে হচ্ছে যে আ হয়তো আরো ঘুম দরকার বা হয়তো শরীরটা খুবই আ ম্যাজ, ম্যাজ করছে এরকম বিষয়গুলো আসলে কাজ করছে। তো আসলে অনেকদিন থেকেই এরকম হওয়ার কারণে এখন কেন জানি আ একটা বিরক্তিকর অনুভূতি হচ্ছে যে আসলে বেশ অনেকদিন থেকেই যেহেতু আসলে কোন কিছুতে আসলে ফোকাস দিতে পারছি না। আ পড়াশোনা গুলাও আসলে অনেকটা জমে গিয়েছে। তো এই নিয়ে আসলে খুবই চিন্তিত এবং বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। তো আপনি যদি একটু আমাকে পরামর্শ দিতেন।
হু, হু। হু, হু। জি। জি না। বিষয়টা তো আসলেই দুঃখজনক। যে আপনি এই যে, আপনার ঘুমজনিত সমস্যার কারণে আপনি আসলেই আ আপনার স্বাভাবিক যে দিনগুলো সেগুলো আসলে খুব একটা ভালোভাবে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে আপনার ঘুমজনিত সমস্যা রয়েছে। তো আ ঘুমের ক্ষেত্রে আপনি কি আসলে অনেক রাত ধরে জাগছেন? নাকি আ ঘুমটা আপনার পর্যাপ্ত হচ্ছে না এমন কিছু নাকি এমনটি যে, আপনি আসলে ঘুমের যেই রুটিনটা প্রতিদিনের যে একটা ঘুমের সাইকেল মেইনটেইন করা, এটাতে আপনি ব্যাহত হচ্ছেন। এটা আসলে ঠিক কোন ধরনের সমস্যা উপলব্ধি করছেন?
হুম, হু। আসলে যখন এই যে বেশ কিছুদিন ধরে আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে, অ্যা খাওয়ার পরে আসলে শুয়ে পড়ছি। আ আসলে খাওয়ার পরে আমার একটু গেম খেললে আসলে প্রত্যেকদিন একটু সময় করে। তো গেম খেলে যখন হয়তো শু শুতে যাচ্ছি তো কেন জানি ঘুম আসছে না। চোখে মনে হয় তখন আসলে ঘুম থাকে না। দিনের বেলা যত আসলে ঘুম সারাদিন মনে হচ্ছে আসলে চোখে ভর করছে। আ তো অনেকক্ষণ শুয়ে থাকার পরেও ঘুম আসছে না যখন তো তখন আ একটা কেমন জানি অনুভূতি বিরক্ত করছে আসলে কেন ঘুমটা আসছে না। তো তখন আবার আসলে ফোনটা হাতে নেই এবং আ সোশ্যাল মিডিয়া গুলোতে যাই বা হয়তো একটু নিউজ দেখি যে, আসলে সারাদিনে আপডেট কি বা এই বিষয়ে আসলে আ এরকম করতে, করতে উ বেশ মাঝে, মাঝে অনেক রাত হয়ে যাচ্ছে। বল বলা যায় যে আসলে ২ টা বেজে যাচ্ছে বা অনেক সময় আসলে ২ টা পার এ্যা উপরেও চলে যাচ্ছে। ২-৩ হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যে আসলে কেন এ নিয়ে আসলে দুশ্চিন্তা কেন জানি হচ্ছে। তো আপনি যদি একটু পরামর্শ দিতেন।
হু, হু। হু। হু, হু। বুঝতে পেরেছি।
কিভাবে?
না আমি চেষ্টা করব আপনাকে আসলে পরামর্শ দিতে। তবে আপনার আ কথায় যেটা বুঝতে পারছি যে, আপনি আসলে আ আপনার দৈনন্দিন জীবনের রুটিন এ আসলে খুব একটা যে সামঞ্জস্য থাকা উচিত সেটি মূলত নেই। যার কারণেই হচ্ছে আপনার এই যে স্বাভাবিক জীবনযাপনগুলো ব্যাহত হচ্ছে। তো এক্ষেত্রে আসলে আপনি যে অ্যা ঠিক কাজের প্রতি যে অগ্রগতিটা চাচ্ছেন বা আপনার কাজটি যে সম্পূর্ণ করতে চাচ্ছেন, তো আপনি কি আসলে ঠিক একটানা কাজ করতে চাচ্ছেন? নাকি আ আপনার আ ঠিক কাজের মধ্যেই এ্যা যেই বিরক্তি গুলো আসছে, যে হয়তোবা আপনি একটু ক্লান্তি বোধ করছেন বা মনোযোগজনিত আ একটু ঘাটতির মধ্যে ভুগছেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে।
হুম। হু, হু। হু, হু। আসলেই একটানা বলতে তো, আসলে সকালে উঠে ঘুম থেকে হয়তো তেমন কোনো কাজ নেই। হয়তো একটু ফ্রেশ হয়ে আসলে ইউনিভার্সিটিতে যাওয়া। আর তো ইউনিভার্সিটি তে গিয়ে আসলে একটানা বলতে ক্লাস গুলো আসলে কখনো, কখনো আসলে একটানা ২-৩ টা হয়ে যায় এবং হয়তো মাঝখানে একটু বিরতি থেকে পরে আবার হয়। আ তো আমি আসলে ক্লাস গুলোর শুরুর দিকেও আসলে তেমন আ ফোকাস টা ধরে রাখতে পারছিলাম না এবং আসলে আ আসলে যে বললাম যে ক্লান্তিকর অনুভূতিটা হচ্ছে, ক্লান্ত লাগছে খুবই। তো আ এই নিয়ে আসলে একটানা বলতে আর তো তেমন কোন যে একটানা আমাকে কাজ করতে হবে এরকম কোন কাজ নেই। কিন্তু আ কেন জানি না আসলে কাজগুলোতে আসলে আমি মনোযোগ দিতে পারছি না। তো একটু যদি আসলে কি করা যেতে পারে যদি বলতেন।
হুম। হু, হু। ওকে। বুঝতে পেরেছি। আসলে আপনার এই যে কাজের প্রতি যেই আ মন আসছে না বা focus জনিত সমস্যা রয়েছে এটি কিন্তু মূলত মানসিক ও শারীরিক প্রস্তুতির অভাবেই ঘটে। হ্যাঁ? তো দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে মনোযোগ ঘুচে যাওয়া অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয় বা অনেক ক্ষেত্রে কিন্তু এগুলা অস্বাভাবিকতার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি কিছু সহজ ধাপ অনুসরণ করেন তাহলে কিন্তু অনেকাংশে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ১ম, এ আপনি যেটা করতে পারেন যে, আপনার আপনি আপনার কাজের সময় একটু ভাগ করে নিতে পারেন। একসাথে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে কাজ করার চেয়ে অ্যা ৫০,৬০ মিনিটের একটা সেশন এবং ছোট বিরতির সবচেয়ে কার্যকর। আপনি যেহেতু পড়াশোনা করছেন, আপনি আ চেষ্টা করবেন যেহেতু ওখানের ক্লাসগুলোর যে একটা ডিউরেশন থাকে, আ আপনার ওই ক্লাস ডিউরেশন এর পরেই চেষ্টা করবেন যে আপনি একটু ছোট একটু ব্রেক নেওয়ার জন্য। হ্যাঁ, যাতে করে আপনি আবার আপনার মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে নিতে পারেন। পাশাপাশি বিরতি নেওয়ার সময় শরীর সচল রাখুন বা হালকায় stretching করুন, যাতে রক্ত সঞ্চালন বাড়ে এবং মন সতেজ থাকে। এবং আপনার এই যে অ্যা ঘুমজনিত সমস্যার আপনি আ ভুগছেন এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যান। যেমনটি ধরুন, আজকে যদি আপনি রাত ১০ঃ০০ টায় ঘুমাতে যাচ্ছেন, কালকেও চেষ্টা করবেন ঠিক একই সময় ঘুমাতে যাওয়ার। তাতে কিন্তু আপনার এই যে স্লিপ সাইকেলটা এটা কিন্তু আসলে ঠিক থাকবে হ্যাঁ? এবং ঘুমানোর ঠিক ২ ঘন্টা আগে চেষ্টা করবেন আ সব ধরণের স্ক্রিন টাইম দেওয়া থেকে বিরত থাকতে এবং ইলেকট্রনিক ডিভাইস গুলো আসলে হাতের নাগাল থেকে অনেকটা দূরে রাখতে। তাতে করে হবে কি আপনার যেই আ ঘুমানোর আগে যদি স্ক্রিন টাইম দেওয়ার মত কোন অভ্যাস থেকে থাকে, এটাও কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হবে। এবং আপনি যদি আপনার আ প্রতিদিনের যেই খাদ্যাভ্যাস এবং আ প্রতিদিনের যে রুটিনটা সেটাতে যদি একটু সচেতন থাকেন তাহলেও কিন্তু আপনার এই যে শক্তিহীনতায় যে আপনি ভুগছেন এটি থেকেও কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন। তো আপনি কি এর আগে এরকম কোন চ উদ্যোগ নিয়েছিলেন?
হুম। হু। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। না আসলে সত্য কথা বলতে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কারণ বুঝে উস উঠতে পারছিলাম না যে আসলে আ কেনো এই সমস্যাটা হচ্ছে যে আসলে ফোকাস ধরে রাখতে পারছি না। হয়তো সারাদিন ক্লান্ত, ক্লান্ত লাগছিলো তো আ এগুলো আমি আসলে কখনো ট্রাই করে দেখিনি যে আপনি বললেন আসলে ঘুমের সার্কেলটা বা আপনি শুধু আ প্রতিদিন আসলে মেইনটেইন করতে একই সময়ে ঘুমাতে যেতে বললেন এবং আসলে উঠার বিষয়টাও বললেন আ এবং আহ সারাদিন আসলে একটানা কাজ না করার কথাও আসলে বললাম যে মাঝখানে যদি কোনো বিরতি নেওয়া যায় বা এরকম করে আসলে আ ফোকাসটা হয়তো আমার বৃদ্ধি করতে পারবো। তো এভাবে আমি কখনো ভেবে দেখিনি। তো আ আমি বললাম যে আসলে আ একটু আগে আপনাকে যে আমি ক্লাসে আসলে তেমন কোনো থাকে না হয়তো ২-৩ টা করে। আ তো মনযোগটা আসলে আমি ধরে রাখতে পারছিলাম না। তো আ আর কিছু ঠিক আ করা যেতে পারে কি? যে আসলে আ মনোযোগটা হয়তো ওই যে ধরে রাখতে পারছিলাম না। তো এটা অন্য কিছু বা আ আমার দৈনন্দিন রুটিনে যদি আসলে কিছু পরিবর্তন নিয়ে আসতে হয় তো সেটা একটু বলবেন।
উ হু। জি। উ হু। হু, হু। হ্যাঁ অবশ্যই। আপনি চাইলেই চেষ্টা করতে পারেন যে আপনার রুটিনটাকে আসলে আরেকটু নতুনত্বের মাধ্যমে সাজাতে। আর আপনার এই যে মনোযোগ যে আপনি দিতে পারছেন না এটার কিন্তু প্রধান কারণই হচ্ছে যে আপনার স্বাভাবিক জীবনযাপন গুলো নিয়ন্ত্রিত না। যার কারণে কিন্তু আপনার মনোযোগে এত একটা ঘাটতি রয়েছে এবং আপনি আসলে মনোযোগে ব্যাঘাত হচ্ছে। তো মনোযোগ বৃদ্ধির জন্য আপনার আসলে কিন্তু শারীরিক শক্তি বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং নিয়মিত হালকা ব্যায়াম কিন্তু আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে এবং সকালে যদি একটু হালকা ব্যায়াম বা একটু হাঁটা দিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু দিনের ১ম অংশেই কিন্তু আপনার আ শক্তিটা অনেকাংশে আপনি আ গ্রো করতে পারছেন। যার কারণে কিন্তু আপনার মনোযোগের যে ঘাটতি এটাও কিন্তু পূরণ করা সম্ভব এবং আপনি আ আপনার পরিবেশটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। যেমনটি এই যে বললাম যে ফোন বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন এগুলো একটু সীমিত রাখতে পারেন। হ্যাঁ? যাতে করে কিন্তু আপনার, আপনার মনোযোগের যেই ছায়াপথটা বিঘ্নিত হচ্ছে এটাকেও কিন্তু আসলে ফিরিয়ে আনা সম্ভব এবং আপনি যেটা করতে পারেন যে আ অনেক ক্ষেত্রেই মনোযোগ বিঘ্নিত হওয়ার কিন্তু অন্যান্য অনেক কারণ থাকে। হ্যাঁ? মানসিকভাবে বিভিন্ন স্ট্রেস থাকে। তো সেদিক থেকেও কিন্তু আপনি এই যে প্রতিদিনের যেই রুটিনটা এটাকে যদি একটু সুন্দরভাবে গঠনমূলকভাবে সাজিয়ে ধারাবাহিকতা মেইনটেইন করে চলতে পারেন, তাহলেও কিন্তু আপনার মনোযোগ ফিরিয়ে আনা সম্ভব।
হু, হু। আচ্ছা। হুম। আছ হুম। হুম। হুম। হু। উ হু। হুম। আচ্ছা। আসলে এভাবে আমি ভেবে দেখিনি কখনো এই আ বিষয়গুলো বললেন আসলে। আর যে হয়তো একটা রুটিন তৈরি করার কথা এবং সেগুলো হয়তো মেইনটেইন করে নতুন রুটিন। আ তো আমি সেগুলো ভেবে দেখিনি এবং আপনি হয়তো এখন মনে হচ্ছে যে আসলে এই যে বললেন একটানা কাজ না করতে। আ তো আমি বলবো যে আসলে হয়তো হ্যাঁ আমি ফোকাসটা ঠিক করে নিতে পারলাম যে আ হয়তো এই কাজগুলো করলে আসলে ফোকাসটা ঠিক হবে। কিন্তু আসলে আ ঘুমানোর যে বিষয়টা আসলে কোনো কিছু করা যেতে পারে কিনা যে যা করলে হয়তো আসলে ঘুমটা ঠিক হবে এবং আ শক্তি বজায় যে আসলে হচ্ছিল না মানে খুবই ক্লান্ত লাগছে। এক্ষেত্রে আসলে কিছু করা যেতে পারে কিনা? বা আ যদি হয়তো কিছু খাবারের পরামর্শ বা হয়তো ডায়েটের আসলে একটু যদি আমাকে বলতেন যে কিভাবে সাজাবো। তো আ সেটা করলে হয়তো মনে হচ্ছিল যে আ শক্তি যে আসলে আমি পাচ্ছিলাম না ক্লান্ত, ক্লান্ত লাগছিলো। সেটা হয়তো আ সমাধান করতে পারবো বা আপনি যদি আসলে কিছু পরামর্শ দেন।
হু, হু। জী, যেমনটি আগেও বললাম যে, আসলে আপনার প্রতিদিনের যেই রুটিনটা এটাকে আপনি একটু পরিবর্তন করে নিতে পারেন। এবং আপনার এইযে আ শক্তিহীনতায় আপনি ভুগছেন বা আপনার এইযে মনোযোগের যে বিঘ্ন ঘটছে, ফোকাস জনিত সমস্যাগুলো, এগুলো কিন্তু আসলে হয়েই কিন্তু ওই প্রতিদিনের যেই আ অনিয়ন্ত্রিত জীবনযাপন, এখান থেকেই কিন্তু শুরু হয়, হ্যাঁ, আসলে কৌশলগত বিবেক দিকের তো আসলে কোনো শেষ নেই, তো আপনি যেটা করতে পারেন যে, আপনার আ প্রতিদিনের রুটিনটাকে আপনি আরেকটু বাস্তবসম্মত করতে পারেন, মানে যেখানে আসলে আপনি আপনার মতো করে, আপনার কোন সময় আপনার জন্য উপযোগী? সেটা কিন্তু আপনিই ভালো বুঝবেন এবং আপনার কোন বিষয়গুলো আসলে আ জোর দেওয়া উচিত এদিকগুলোও কিন্তু আপনি একটু সাজিয়ে একটা গঠনমূলক আ রুটিন তৈরি করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য ফলপ্রসু হবে। এবং আপনার এইযে অ্যা মনোযোগের যে বিঘ্ন ঘটছে, এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই পোমোড্র টেকনিক রয়েছে, এগুলোও আপনি আ আসলে মেইনটেইন করতে পারেন। এবং আপনি আসলে প্রতিদিন যদি একটু দৈহিক ব্যায়াম করেন বা এইযে স্ট্রেচিং এ স্কেপিং, ঠিক আছে, এ করেন, হ্যাঁ, হ্যাঁ।
উ হুম। হুম। হু, হুম। হু, হুম। হুম। হ্যাঁ। আ হ্যাঁ, অবশ্যই, তো আসলে নি বিষয়গুলো বললেন, তো আমি আসলে বুঝতে মানে গে এখন তো আসলে এতটাই আসলে দুশ্চিন্তায় ভুগছিলাম যে বুঝে উঠতে পারছিলাম না যে, ফোকাসটা বা আসলে এবং শক্তিটা হয়তো যে একটু বাড়াবো বা বজায় রাখবো, সেটা আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি করে করবো? তো আপনি যে পরামর্শগুলো দিলেন এবং আসলে একটা রুটিন মেইনটেইন করে আসলে বা হয়তো স্বাস্থ্যকর কিছু, আ এই বিষয়গুলো আসলে বললেন, যে যা করলে হয়তো আমার ফোকাসটা বৃদ্ধি পাবে, ব্যায়ামের কথা বললেন, আ তো সঠিক সময় কথাগুলো মানে আসলে খুবই ভালো লাগলো আপনার পরামর্শগুলো, তো ধন্যবাদ আপনাকে।
উ হুম। উম জী, জী, জী। হুম, হুম। কোনো সমস্যা নেই, আশা করছি আপনি, আমার পরামর্শগুলো আপনার জন্য সহায়ক হবে। আপনার জন্য অনেক, অনেক, শুভকামনা রইলো। ভালো থাকবেন, ধন্যবাদ।